আমি না আজকে অনেকদিন ধরে না, একটা জিনিস নিয়ে খুব বেশিই বিরক্ত। মানি আমি দেখতে পারছি কি? যে, আমার লাইফ এ না কোন কাজই না ঠিকঠাক মতো হয় না। হয়তোবা একটা কাজ শুরু করছি, তারপর দেখা যাচ্ছে সেটা শেষ করার আগেই অন্য কাজে ঢুকে যাচ্ছি, বা শিফট হয়ে যেতে হচ্ছে আরকি। তো এই যে একটা আ কাজ থেকে অন্য জায়গায় যখন আমি মনোযোগটা দিয়ে ফেলতেছি, বা একটা কাজ যখন অর্ধেক আমার থেকে যাচ্ছে, হয়তোবা এমনও হয় যে সেটা নিয়ে আমার মনেও থাকছে না, বা এমনও হয় যে পুরোপুরি বাদই হয়ে যায় আরকি আমার লাইফ থেকে। তো এটা যে কিভাবে ঠিক করবো? সময়ের কাজ সময় কিভাবে গুছিয়ে নিব? মা মনোযোগটা আমি মূলত আনব? সেটাই না বুঝে উঠতে পারছি না কোনভাবেই।
আচ্ছা, আচ্ছা। এটা অন্তত দুঃখজনক যে, আপনার আ প্রত্যেকটা কাজের মধ্যে আপনি অনুভব করছেন যে, আপনার ব্যাঘাত ঘটছে এবং সেই ব্যাঘাতগুলোর আ কারণগুলো মূলত আপনি নিজেই। এই যে এ এই কষ্টটা থেকে আসলে বের হয়ে আসতে হলে, ১ম যেটা উম মানে আপনাকে করণীয়। সেটা হচ্ছে আপনার কাজগুলোকে ভাগ করে নেওয়া। তো এই যে আপনি বলছেন যে, "কোনটা আগে করব, কোনটা পরে করব।" এই জিনিসটা বুঝতে পারছেন না। সেক্ষেত্রে কি আপনি আ ঠান্ডা মাথায় একটা জায়গায় বসে, আপনার একটু ফোকাস করে একটা রুটিন সাজিয়ে, কখনো চেষ্টা করেছেন? যে, এই কাজটা একটু আগে করে দেখা যাবে যেহেতু এটার প্রায়োরিটি আগে? একটা প্রায়োরিটি লিস্ট বানিয়ে কখনো দেখেছেন?
আসলে সত্যি বলতে প্রায়োরিটি লিস্টের মতো করে আমার থাকে। যেমন ধরেন হচ্ছে, অফিসের যে কাজগুলো থাকে, ওগুলো তো আমার আ বেশি ইম্পর্টেন্ট হিসেবে আমি ধরে রাখি। কিন্তু হয় কি? যে এখন যেহেতু আমি মাস্টার্সেরও পড়ালেখা করছি। তো পাশাপাশি আমার পড়ালেখা তো চালাতেই হয়। আবার যেহেতু বাবা-মার সাথে থাকছি, তারা দেখা যাচ্ছে যখন আমার পড়ার সময় হয়, যেমন ছোটবেলা থেকে আ সন্ধ্যর পরেই হচ্ছে আমি পড়তে বসতাম আরকি। তো এসে বলতেছে যে, "আ তুমি এখন পড়ো, অফিসের কাজ অন্য টাইমে করো। আর অফিসের কাজ তো তোমার এখন বাসায় করলে কোন লাভ হচ্ছে না বা, এমন কিছু।" তো তখন হয় কি? যে আমারও আসলে মনোযোগটা অন্যদিকে চলে যায়। আবার পাশাপাশি আমি দেখতে পাই যে ধরেন অ যখন হচ্ছে আমার পরীক্ষাগুলো থাকে বা, অফিসে কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং বা, কোন ক্লাস থাকে, তখন না কোনটা যে আমি আগে করবো? সেটা না আমি বুঝি না। মানি তখন প্রায়োরিটি কোনটাকে আম মানি গুরুত্ব বেশি দেওয়া যায়। যেমন ধরেন আ গত কিছু মাস আগের কথাই বলি যে, আমার স সামনে ছিল ফাইনাল, আর হচ্ছে গিয়ে সামনে আবার ছিল আ ওই অফিসের কাজ। মানে মিটিং একটা ছিল বড়সড়। তো হচ্ছে গিয়ে আ আমি আসলে তখন এমন এলোমেলো হয়ে গেলাম যে আ যদি একটা করি, আরেকটার জন্য সময় পাবো না। আবার আরেকটা করলে, আরেকটার জন্য সময় পাবো না। তো এরকমভাবে আমি দি আসলে ডিসিশন নিতে পারছিলাম না। তো করলাম কি? যখন আমি আসলে পড়ালেখা নিয়ে মনোযোগ দিলাম। তখন আমার আ মনে হলো যে আমি যদি এই মিটিংয়ের জন্য ভালো মতো প্রিপারেশন না নিই, যদি একটু এলোমেলো হয়ে যায়, তখন হয়তো বড় একটা সমস্যা হয়ে যাবে আমার জন্য। তো এলোমেলো হয়েই গেলো। মানি ঠিকঠাকমতো চিন্তা করার পরও কেন যেন কোন কাজটাই আমি সুন্দর মত গুছাতে পারিনি তখনো।
হুম, হুম। অবশ্যই। জি। হ্যাঁ। জি। হুম, হুম। জি, জি। আ আসলে এই মানে বেশ দুঃখজনক একটা ব্যাপার। আ যেহেতু আপনি অনেক চেষ্টা করেছেন, বোঝা যাচ্ছে আপনার কথায় যে, আপনি অত্যন্ত বিরক্ত হয়েছেন নিজের উপর এবং চেষ্টাও করেছেন। তারপরেও আসলে কৃতকার্য হতে পারছেন না, কোন একটা কারণে। আ তো এই যে আ এই মনের মধ্যে আপনার কষ্ট হচ্ছে, এখন কাজগুলো ঠিকঠাক মতো না গোছানোর কারণে। এতে করে কি অন্য কারো প্রতিক্রিয়া আপনার প্রতি খারাপ হতে দেখেছেন? মানে পরিবারের মানুষের যে প্রতিক্রিয়াটা আপনার উপর তাদের চাহিদা যেটা, হয়তোবা আপনি মেটাতে পারছেন না, কিংবা বসের কোন চাহিদা প্রত্যাশা মেটাতে পারছেন না, যার কারণে আপনার উপর কোন নেতিবাচক প্রভাব কি পড়ছে তাদের?
হ্যাঁ, আসলে অনেকটাই। আ আমি ক্রেটোজে বলি। তো হলো কি? যখন এই যে ধরেন পড়ালেখা পাশাপাশি আ আমার অফিসের কাজগুলো করতে হচ্ছে, তখন না মানে পরিবারের জন্য একটু যে সময় দিব, বা এই যে তারা এসে বলে যাচ্ছে, "এটা করো, ওটা করো।" তখন দেখা যায় যে, আসলে একটু রাগও উঠে যায়। তো বলি যে, "না আমি আমাকে, আমার মতো করতে দাও।" আ দেখা যায় তারপর থেকে তারা একটু ডিসট্যান্স ও তৈরি করে ফেলেছে। আবার আ আগে হতো কি? যে, এই যে কাজগুলো যখন একটু গুছায় আ গুছানো থাকতো, যেমন ধরেন যখন শুধুমাত্র আমি পড়ালেখা কন্টিনিউ করছিলাম আরকি। তো তখন তো শুধু পড়ালেখা শেষ করলেই আমার হাতে অনেকগুলো সময় রয়ে যেত। দেখাত যে সপ্তাহে আমরা অনেক জায়গায় ঘুরতে যেতাম, বাবা-মার সাথে। তারপর আ দেখা যেত যে প্রায় প্রতিদিনই টুকটাক কথা হতো। আমার দিন কেমন যাচ্ছে, তাদেরকে বলতাম। তাদের দিন কেমন যাচ্ছে, ও আমাকে শ মানে শেয়ার করত। মানে দিনগুলো না অনেক সুন্দর ছিল আরকি। পাশাপাশি দেখা যেত যে, আ মানি মনের যদি কোন কষ্ট থাকে, সেটাও বলে ফেলতে পারতাম। আ কোন কাজে কোন স অ সমাধানের দরকার হলো, তাদের থেকে মানি কথা বলে, আ শেয়ার করে দেখতো একটা সমাধান নিয়ে চলে আসত। কিন্তু এখন এমন হচ্ছে কি? যে, এই যে আমার ২ টো কাজ পড়ালেখা, আর হচ্ছে গিয়ে অফিসের কাজ, এগুলো করতে, করতে না তাদেরকে কোনো রকমই আমি সময় দিতে পারছি না। তো আসলে মন খারাপও লাগছে আবার মাঝে, মাঝে তারাও বলতেছে যে, "আমাদেরও তো সময় দেওয়া উচিত।" কিন্তু আমি যখন হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে চিন্তা করি, তখন দেখা যায় কি? যে, আমার কাজগুলো আরো বেশি এলোমেলো হয়ে যায়। মানি আমি ঠিকঠাক করতে পারি না। আমার ব্রেইন টা ঠিকঠাক মতো কাজ করে না। আবার ওই যে বললাম যে, পড়ালেখা যখন আমি গুরুত্ব বেশি দিয়ে ফেলি। তখন দেখা যায় যে, অফিসের কাজগুলো সুন্দর মতো হয় না। একটু কেমন যেন এদিক-সেদিক হয়ে যায় যেহেতু আমার তেমন এক্সপেরিয়েন্স ও নেই। তো তখন দেখা যায়, যে বসের আ অনেক রকম বকা শোনা লাগে, ছোটোখাটো ভুল হলেও অ বকা খেয়ে ফেলি। আবার হয় যে অনেক সময় যে রিপিটেটেড ভুল থাকে যে, কোনো কাজ পুরোপুরি মিস হয়ে যায়, বা কোনো কাজ আমি গুছিয়ে উঠতেই পারি না, অনেকদিন আ সময় হওয়ার পরও তো এর জন্য আসলে টুকটাক বকা খাই তার থেকেও।
জি। এ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, জি। এটা খুবই হতাশাজনক আসলে। আ যখন আপনি শত চেষ্টার পরও দেখা যাচ্ছে পরিবারের মানুষও আপনাকে বুঝতে চাচ্ছে না, এবং হচ্ছে আপনার যে, বস, তিনিও আপনাকে দেখা যাচ্ছে বুঝতে চাচ্ছে না বরং উল্টো আরও বকা দিচ্ছে। এটা খুবই হতাশাজনক আপনার জন্য। সুতরাং আপনার আ এই যে, নিজের ওপর যে, রাগ হওয়াটা কিংবা দুঃখ প্রকাশ, এটা খুবই স্বাভাবিক। তবে আ সে ক্ষেত্রে একটা জিনিস জানতে চাইব যে, অনেক সময় দেখা যায় মানুষের যখন কাজ থাকে, যেই মুহূর্তে সে কাজটা করে, কাজের মাঝখানে অনেক সময় distracted হয়ে যায়। ধরুন যে, কোনো একটা call আসছে কিংবা আ ফোন টিপতে, টিপতে দেখা যাচ্ছে যে, একটু বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিংবা অন্য কারও কথায় কারও সঙ্গে একটু আড্ডায় জড়িয়ে পড়া হচ্ছে। আপনার কি এ ধরনের কোনো distraction create হয় কাজের সময়? আ যে অন্য কোথাও মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ফোকাসটা অন্য কিছু করতে যেয়ে নষ্ট হয়ে যাচ্ছে কাজের মাঝখানের সময়টায়?
হ্যাঁ, আসলে আ এরকমও হচ্ছে। যেমন ধরেন যখন হচ্ছে আমি এই যে, অফিসের কাজগুলো করছি, তো তার আগে তো দেখা যাচ্ছে যে, সারাদিন অফিস করে এসে তারপর বাসায় কিছুক্ষণ হয়তোবা rest নিয়ে তারপর আবার কাজে ঢুকে যাচ্ছি আরকি। তো তখন আসলে না মানে, মনের দিক থেকে আসলে টানে না যে, আ সুন্দর করে করব বা কিছু। তো মাঝে মাঝেই আসলে মনে হয় যে, একটু যদি আমি গান শুনি বা একটু যদি হচ্ছে social media এর থেকে ঘুরে আসি, তাহলে হয়তোবা ভালো লাগবে। কিন্তু তখন হয় আরও উল্টো যে, মানে আমি যখন হচ্ছে ধরেন গান শুনতে থাকি, মাঝে সাঝে ধরেন আ news চলতে থাকে। যেমন YouTube এই আম আমি বেশিরভাগ সময় গান শুনি আরকি। তো তখন পুরোপুরি আ news এ মনোযোগ চলে যায়। আবার যখন দেখছি যে, মানে একটু ভাল লাগছে না, কার সাথে কথা বলা দরকার, তো social media তে ঢুকলে ১ জন-২ জনকে তো knock দিচ্ছি, পাশাপাশি কে কী করল, কে কোথায় গেল? আ কী, কী update রয়েছে? সবকিছুই আসলে check করা শুরু করি। তো ওখানেও আমি দেখছি যে, অনেকটা সময় চলে যায়। আর এর বাহিরে হয় কী, যখন আ বিশেষ করে পড়াশোনায় মনোযোগ দে আ দিই আরকি, তো তখন চেষ্টা করি ফোনটাকে একটু দূরে রাখতে, PC টাকে off ই রাখতে। কিন্তু হয় কী যে, দূর থেকেই হচ্ছে notification এর sound চলে আসে যে, কেউ call দিচ্ছে বা message দিচ্ছে। তখন আসলে মনও আ মনেও হয় যে, ক কারও মনে হয় কোনো emergency বা something। তো তখন মনোযোগ আবার shift হয়ে যায়। এরকম আমি আসলে অনেকবারই দেখেছি আমার মধ্যে।
হুম, হুম। আচ্ছা। জ্বী, জ্বী। ওহহো! জ্বী, জ্বী। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা দেখুন এইযে আ একটু আগে বললেন যে, notification আসে সেটা দূর থেকেও কেউ শুনতে পান তখনই দেখা যাচ্ছে একটা distraction চলে আসে। তো এ ধরনের অনেক ধরনের distraction কিন্তু জীবনে আসেই এবং আপনি যতক্ষণ পর্যন্ত সেগুলোকে গ্রাহ্য করবেন ততক্ষণ পর্যন্ত সেগুলো আপনার মনের মধ্যে সবসময় কিন্তু একটু আ উৎসুক রাখবে আপনাকে যে, আপনার অন্য কেউ আপনাকে চাইছে কিনা ডাকছে কিনা। আপনাকে কোথাও প্রয়োজন কিনা। সুতরাং, পড়াশোনার সময় যেহেতু আপনার আপনি তো নিশ্চয়ই আরো এখন থেকে ১০ বছর ২০ বছর পড়াশোনা করবেন না। হয়তোবা পড়াশোনার জন্য আর ১ বছর কিংবা ২ বছর বরাদ্দ আছে। এরপরেই তো দেখা যাচ্ছে যে, এই জিনিসটা আপনার জীবন থেকে কিন্তু একেবারে চলে যাবে এবং আপনি কাজে ডুবে যাবেন তখন ক্যারিয়ারে ফোকাস করতে পারবেন। সুতরাং, এই ১ টা ২ টা বছর যেহেতু আপনার হাতে আ খুবই একটু সময় কম, এই ১ টা ২ টা বছর এইযে পড়াশোনার সময় মূলত ফোনটাকে অন্য কোথাও রেখে কিংবা অনেক app আছে বর্তমানে যেখানে minimalistic ভাবে কিন্তু আপনার ফোনটাকে রাখা যায়। যে, social media এর যে, notifications গুলো সেগুলো আসবে না কিংবা দেখা যাচ্ছে শুধুমাত্র call message ছাড়া আপনি নির্দিষ্ট সময়ের জন্য minimalistic mode এ যদি দিয়ে রাখেন দেখবেন যে, শুধুমাত্র প্রয়োজনীয় call ছাড়া কিংবা message ছাড়া অন্য কোনো social media, internet কোন ধরনের apps কোন কিছুই আপনি ফোনে ব্যবহার করতে পারবেন না। সেভাবে করে রাখেন একটা নির্দিষ্ট সময় ধরুন যে, সন্ধ্যা থেকে রাত যেই সময়টায় আপনি পড়েন, ওই সময়টা এরকম করে রাখতে পারলেন। তো আরেকটা ব্যাপার, আ অনেক সময় কিন্তু আমরা একটু self estimation টা ভুল হয়ে যায় আমাদের। কাজ যতটুকু শেষ করতে পারব এর থেকে আমরা বেশি কাজ নিয়ে ফেলি। আপনার ক্ষেত্রে কি এমন হয়েছে যে, আপনার মনে হয় যে, মাঝে, মাঝে দেখা যায় যে, পড়াশোনার তো প্রচুর চাপ আছে কিন্তু অফিসের অনেক বেশি কাজ নিয়ে ফেলেছি, এমন কি কখনো হয়েছে?
হ্যাঁ, আসলে এরকম প্রায়ই হয়। যখন মানি আ সময় জ্ঞান যেটা, সেটা আমার একদমই থাকে না। যেমন ধরেন হচ্ছে যে, পরীক্ষার সময়, তখন হলো কি? যে, আমি ভেবেছি যে, আমার সিলেবাস তেমন একটা বাকি নেই। আমি আসলে সুন্দর মত আ পড়ে শেষ করে ফেলতে পারব, ১ রাতের মধ্যেই। তো সেদিন আসলে অফিস থেকে আমাকে কিছু ফাইল ধরিয়ে দিলো, যে এগুলো তুমি একটু চেক করে নিবা। তাহলেই হবে। মার্ক করে রাখবা। আ আর এর বেশি কোন বড় কাজ না। তো আমি ভাবলাম, যে ঠিক আছে ২ টাই তো ছোট কাজ। কিন্তু যখন ওই যে, আমি চেক করতে বসতাম, তখন না আসলে দেখলাম কি? অনেক রকমের ভুল। আর এমন, এমন ভুল যে ওগুলো যে আ আমি নিজে সু দুম দাগালেই হবে এমনও ছিল না। মানি ডিসকাস করে নিতে হয়েছে আরকি। তো দেখা গেল যে, প প্রায় পুরো রাতটাই আমার শেষ হয়ে যাচ্ছিল আরকি। প্রায় ১১ঃ০০ টার মতো বেজে গিয়েছে। তখন আসলে আ আমি কি করব? আমি মানি আমার অফিসের কাজটাও ততক্ষণে শেষ হয়নি। আবার এইদিকে সিলেবাসটাও পুরোপুরি বাকি। আবার এইদিকে দেখা যাচ্ছে যে, আমি খাওয়া-দাওয়াও করিনি। তখন আসলে পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছিলাম আরকি। মানি এরকম আসলে অনেক আ বারই আমার সাথে হয়।
আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। যেহেতু আপনার সাথে এই যে, অনেকবার এরকম হয়েছে। এর মানে এখান থেকে কিন্তু আপনাকে একটু হলেও শিক্ষা নিতে হবে। আ যে এর মানে আপনি আগে থেকে যদি একটু পড়াশোনাটা কমপ্লিট করে না রাখেন। শুধুমাত্র পরীক্ষার আগে যদি প্রিপারেশন নিতে যান, তখন দেখা যাবে কি? যে, আমরা অনেক সময় প্রোকাস্টিনেশন কিন্তু করি যে, কাজ ফেলে রাখি যে পরবর্তীতে করব, শেষ সময় করবো। দেখা যায় যে, শেষ সময় অন্য একটা এমার্জেন্সি কাজ চলে আসে। যেটার কারণে আ অনেক আর্জেন্ট কাজ কিন্তু আমাদের হয় না। যে তা আপনার ক্ষেত্রে বহুবার আপনি বললেন, ইতিমধ্যে হয়ে গেছে। তো এর মানে আপনাকে আগে থেকে যদি পড়াশোনাটা কমপ্লিট করে রাখেন, তাহলে পরীক্ষার সময় হঠাৎ যদি অফিসের এরকম জরুরী কোন কাজ চলেও আসে, যেহেতু সেটাও ক্যারিয়ারের একটা মূল্যবান ব্যাপার আপনার জন্য। তখন কিন্তু আর আপনার অতিরিক্ত চাপটা নিতে হচ্ছে না। পড়াশোনা আগে থেকে যদি কমপ্লিট থাকে। কিন্তু শেষ সময়ের জন্য রেখে দিলে দেখবেন, যে সবসময় এরকম এলোমেলো হয়ে যাচ্ছে শেষের দিকে। পড়াশোনাটাও ঠিক মতো হচ্ছে না এবং অফিসের কাজেও দেখা যাচ্ছে কোন একটা ভুলত্রুটি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ছোট, ছোট ফোকাস সেশন তৈরি করে আপনি যদি নিজের দিনটাকে সুন্দর মত, কিছু কোনো অ্যাপ ব্যবহার করে হোক কিংবা কাগজে কলমে লিখে হোক, একটা রুটিন সেট করতে পারেন। যে, এই সময় শুধুমাত্র পড়াশোনার জন্য এই সময়ে স সম্পূর্ণ সব ধরণের ফোনের ডিসকাশন কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার পরিবারের কারো কথাবার্তা শোনা, এটার থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। একটা আলাদা প্রাইভেট রুমে পড়াশোনা করবেন। আর যখন কাজ করবেন অফিসে সেটা চেষ্টা করবেন, অফিসের কাজ অফিসেই যেন শেষ করে রেখে আসা যায়। বাড়িতে যেন কোন কাজ নিয়ে না আসতে হয়, সেটা চেষ্টা করলে আমার মনে হয় কিছুটা হলেও আপনার সুবিধা হবে। আপনার কি মনে হচ্ছে? এমনটা করা কি আপনার বর্তমান জীবনে সম্ভব?
হ্যাঁ, আসলে আপনি কিন্তু একটা সু কতগুলো সুন্দর, সুন্দর কথা বলেছেন। যে, একসাথে যখন আসলে অনেকগুলো কাজ নিয়ে ফেলছি, বা দায়িত্ব নিয়ে ফেলছি, বিশেষ করে অফিসের কাজগুলো যখন নিজে থেকেই নিয়ে নিই, কখনো, কখনো। তখনই না আ সমস্যাগুলো বেশি দেখা যায়। দেখা যায় যে, রুটিন টা আসলে হয় না ঠিকঠাক মতো। আর এখন মনে হচ্ছে, যে না আমার রুটিন টা আসলে পুরোপুরি ফিক্স করা দরকার। কোথাও লিখে রেখে আ মানি কখন কি করব, সেটা যদি মেইনটেইন করতে পারি, তাহলে হয়তোবা আমার সবগুলো কাজই সুন্দর করে হয়ে যাবে। আর পাশাপাশি যেটা বললেন, যে ফোকাস টা ধরে রাখার যতটুকু চেষ্টা করা যায়, আ করার আ কাজগুলো জমিয়ে না রাখার। আমি এটাও আসলে অবশ্যই চেষ্টা করব। তো অনেক ধন্যবাদ আপনাকে।
হুম। জী। অবশ্যই। কোন সমস্যা নেই। আপনার জন্য অনেক শুভকামনা। আশা করছি যে, আপনি ফোকাসটা ঠিক মতো ধরে রাখতে পারবেন এবং রুটিন টাকেও ফিক্স করতে পারবেন। ভালো থাকবেন।